তারপরেও হ্যাঁ, প্রথম প্রেম বলতে যেটা অনেকদিন কন্টিনিউও হয়েছিল বা আ একটা ভালো লাগাটা, কথা বলা কথা বলা দিয়ে শুরু হয়েছিল। উম ফোনে। হ্যাঁ, একটা অন্যরকম আলাদা অনুভূতি তো বটেই। তবে প্রত্যেকবারই আসলে প্রেমের তো শেষ নেই। প্রত্যেকবারই আলাদা রকম অনুভূতি হয়। আপনার ক্ষেত্রে কেমন আর কি?
সেটাই, সেটাই। আমি সেটাই বলতে যাচ্ছিলাম। যে প্রথম হল যে, এ প্রত্যেকটা প্রেমই প্রথম প্রেম। প্রথম প্রেমের মত অনুভূতি। কিন্তু আমি সত্যিকার অর্থে প্রথম প্রেমের অভিজ্ঞতা আমার মনে হয়। অনুভূতির কথাও অভিজ্ঞতার কথাও যদি বলি, আমার মনে হয় আমারটা একটু ব্যতিক্রম হবে। অনেক আগে হলেও আমাদের যুগে তখন ভাবাই যেত না, যে কোন মেয়ে প্রপোজ করে। তো যাই হোক, একটা ছেলেকে আমার, আমার থেকে সিনিয়র, আমার ইউনিভার্সিটি লাইফ এর। আ তার খুব প্রথম দেখাতেই ভালো লেগে গেল। আমার খুব কাছের বন্ধু ছিল। সে আমার অবস্থা দেখে, সে আবার এই প্রেম-ট্রেম কারো কাছে বলা, এর কথা ওর কাছে। খুবই তার নীতিতে ছিল না, অপছন্দ করত। কিন্তু আমার অবস্থা দেখে, আমার হয়ে সেই প্রপোজ করে আরকি। কিন্তু আমি প্রত্যাখ্যাত হয়েছিলাম। সে বলল যে, তাই নাকি? আমি তো ওকে ওইভাবে দেখিনি কখনো। সেই বিষয়টা আমার এত আত্মসম্মানে লেগেছিল। যে আমার পরবর্তী ইউনিভার্সিটি লাইফ এর আমি কখনোই চেষ্টা করেছি যে তার সামনে আর না পড়তে আরকি। এটা ছিল আমার দিক থেকে প্রথম প্রেম। এ এই, এই হচ্ছে আমার অনুভূতি ছিল যা আবার মানে এরকমই যতবারই প্রেমে পড়া যায়। তারপরে আর প্রেমে পড়ার খুব একটা সুযোগ আসেনি। সবার জীবনের সুযোগ, সুযোগ আসে না। হ্যাঁ, সেই আরকি। তো আপনি তো আপনার কি অবস্থা?
হু, হু। হু, হু। হু, হু। হুম। হুম, হুম। জ্বী। আচ্ছা, আচ্ছা। আচ্ছা। আ আচ্ছা। হু, হুম। হুম, হুম। আচ্ছা। হু। হুম। আচ্ছা। <laughs> না, আ আমার মনে হয় প্রেমে পড়ার সুযোগ বারবারই আসে। এবার প্রেমে পড়া আর প্রেম করা মানে প্রেমে পড়তে তো ১ জন লাগে। আর প্রেম করতে ২ জন লাগে। তো প্রেমে পড়াটা আসলে আমার তো মনে হয়, সুযোগ সবসময় আসে পড়লেই হইল।
ও হ্যাঁ, চমৎকার বলেছেন। এটা ঠিকই বয়স-টয়েস আসে না। কিন্তু আমি একটা মানুষ মনে হয়। ঘুরে ফিরে সেই ১ জন ২ জন আরকি। বারবারই প্রেমে পড়ি। আর বারবারই হচ্ছে ওই আরকি। কপালটা একটু ওই ধরনের।
অনেক দিন পর হু। উহু আচ্ছা, আ তো জ্বী। তবে আমার অ মনে হয় আপনি যে প্রত্যাখ্যাত হওয়ার কথা, রিফিউজ করার কথা বললেন। আমার মনে হয় যে, এটা জীবনে দরকার আছে। শুধু প্রেম বলে না। অনেক কিছুতেই এই অভ্যাসটা কিংবা আ প্রত্যাখ্যাত হলে, আ সেখান থেকে ব্যাক করা বা প্রত্যাখ্যাত হয়েছি বলেই, সেটা নিয়ে পড়ে থাকা। আর, আর কিছু হবে না জীবনে বা আর কখনো প্রেমে পড়ব না। এই ধরনের আ থেকে উঠে আসার জন্যও বা সেই মেন্টাল শক্তিটা অর্জন করার জন্য হলেও আমার মনে হয় যে, "জীবনে কখনো উনারা কখনো না কোন, কোন ক্ষেত্রে প্রত্যাখ্যাত হওয়া দরকার আছে।" আ <clicks tongue> মেন্টালি স্ট্রং হওয়ার জন্যে।
জ্বী, জ্বী। হ্যাঁ, একদমই।